একদমই, একদমিই বিশাল বড় একটা সময় হ্যাঁ এহ যে একটা সময় যখন আমি কলেজে পড়তাম ওই উপরে গান বাজায়ে ৩ তালায় নিচে জোরে সাউন্ড দিয়ে। এখন কিন্তু মনে হয় যে আস্তে ধীরে কখনো একদম একা শুনি হ্যাঁ আস্তে সাউন্ড আর মেলোডি আমার বরাবরই ই পছন্দ। উম
<chuckles> তো উম আ না। আহ হ্যাঁ? আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। আচ্ছা। আচ্ছা, তো তাহলে আগে একটা প্রশ্ন জিজ্ঞেস করি। সেটা হচ্ছে যে আ এই মুহূর্তে সবচাইতে পছন্দের গান কোনটা?
উ কোনটা? এই মুহূর্তে আমার ঐটা খুব ভালো লাগে। "এমন আমি ঘর বেঁধেছি আহারে যার ঠিকানা নাই স্বপনের সিঁড়ি গিয়ে থাকার।" এই গানটা আমার আহ এ
হু, হু। মানে বেশি শোনা হচ্ছে ইদানিং এর মধ্যে। হু, হু। আচ্ছা। আচ্ছা, আচ্ছা। এটা কার গান? এটা কার গান? মানে রবীন্দ্রনাথ?
এইটা হচ্ছে না, না, না এটা আধুনিক গান। এটা আধুনিক গান, এটা ইন্ডিয়ান আধুনিক গান, ইন্ডিয়ান বাংলা গান।
তাহলে? আচ্ছা, তাই? আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা চমৎকার। আমি তাহলে শুনিনি। হু, হু।
"এমন আমি ঘর বেঁধেছি আহারে যার ঠিকানা নাই, স্বপনেরি রে সেখানে পৌঁছে আমি যাই।"
হু, হু, হু? আ জোস, জোস। তো এটা ১ম কোথায় শুনছেন? মানে কখন শোনা হইছে?
তো এই গানটা ছোট্টবেলা থেকে অনেক পুরোনো গান, কবে যে ১ম শুনছি তা জানি না, অনেক পুরানো গান।
তাই? আচ্ছা। আচ্ছা।
এটা মেবি হচ্ছে "হেমন্ত মুখোপাধ্যায়ের" গান।
হু, হু, হু না আমার না হচ্ছে কি ইদানিং ন হচ্ছে বৃষ্টি হচ্ছে তো। ইদানিং বৃষ্টি হচ্ছে মানে দেখা যাচ্ছে যে আমাকে একটা লং একটা রাস্তা ড্রাইভ করে অফিসে যেতে হয়। এবং বৃষ্টির মধ্যে যখন যাই তখন হচ্ছে যে আমার মাথার মধ্যে ওই একটা পুরাতন সুর আম ঘুরে "শ্রীকান্তর" সম্ভবত গানটা "আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম।" তো হ্যাঁ গানটা যখন হ্যাঁ, হ্যাঁ।
আ তা না হলে ওই রিলেটেড। আচ্ছা। আচ্ছা, আচ্ছা। বৃষ্টি বেশি পছন্দ। হু, হুম। আচ্ছা, আচ্ছা। বৃষ্টি তোমাকে দিলাম। শুধু শ্রাবণ সন্ধ্যাটুকু আমাকে দিও।